আসলে দেখেন যদি প্রযুক্তি ব্যবহার করে আপনি সময়ে অ্যা বা এই যে আপনি যদি কাজে লাগাতে চান, এটা কিন্তু নানান ভালো কাজে লাগানো যেতে পারে। যেরকম আ জি, জি প্রযুক্তি যদি আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু অনেক স্কিল শিখতে পারবেন। যেরকম আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, এটা কিন্তু খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। আর তার সাথে, সাথে এই যে আ আপনি যদি প্রযুক্তি ব্যবহার করেন, আপনার কিন্তু এটা শরীরচর্চার জন্য ভালো যেরকম, আমি কিন্তু ওই যে কয়দিন আগে দৌড়েছি ম্যারাথনে, ঠিক আছে। তো এই যে আমি যে ৭.৫ কিলোমিটার দৌড়টা দিয়েছি হাতির ঝিলে, সেখানে কিন্তু সে আমার হাতে ফো মানে আমি আরকি স্মার্টওয়াচ পড়েছিলাম। সে কিন্তু আমাকে বলে দিয়েছে যে আমি অ্যা মানে ৭ কিলোমিটার ২০০ মিটার দৌড়িয়েছি। তো পরবর্তীতে দেখলাম যে আসলেই ঠিক যে, আ তারা একটা ভুল করেছে তারা ৭ কিলোমিটার ২০০ তেই তারা ৭.৫ কিলোমিটার ধরে ফেলেছে। তো এই, এই যে প্রযুক্তিগতভাবে যে আমরা কতটুকু আধুনিক হয়ে গেছি আর এটা যদি কাজে লেগাতে পারি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন কিন্তু আরো বেশি ডিসিপ্লিনে কিন্তু আনা সম্ভব।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। প্রযুক্তি। হুম। দারুণ বলে আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। হুম। এতদূর! <chuckles> হুম, হুম। <chuckles> বাহ! চমৎকারভাবে বললেন। আসলে এই প্রযুক্তি বা এই বিভিন্ন টাইপের অ্যাপগুলো ব্যবহার করে সময় নির্ধারণ এবং কাজের যে নিয়ন্ত্রণের বিষয়টা সেটা কিন্তু বেশ চমৎকারভাবে হচ্ছে বা আরো সামনে অনেকটা আপগ্রেড হবে। তো এটাকে অবশ্যই আপনি সাপোর্ট করতেছেন আসর বেসিলি যাতে আরো বেশি আসলে আপগ্রেড হয়, তাই তো? তো সেক্ষেত্রে এই যে, নিয়মিত পড়াশোনা বা স্কিল তো এই যে নিয়মিত পড়াশোনা বা স্কিল শেখার জন্য কোন ধরনের পরিকল্পনা সবচেয়ে কার্যকর হয় বলে আপনি মনে করেন?
একদম ঠিক। আমি মনে করি যে নিয়মিত যদি পড়াশোনা করতে চান তাহলে কিন্তু দেখেন আপনার ধৈর্যটা কিন্তু রাখতে হবে। আ কারণ ধৈর্য যদি না হয় তাহলে কিন্তু শুধু আপনি পড়ে গেলেন আপনি কিন্তু শিখতে পারবেন না। আর এই যে আ আপনি দেখবেন যে কিছু, কিছু আমি যেরকম অ্যাকাউন্টিং করছি, ঠিক আছে। আ তো এতে হয় কি যে, আপনারটা দোনোটা জিনি ট্রায়াল ব্যালান্সে আপনার <tsk> ২ টা অংক, মানে ২ টা জিনিস মিলাতে হয়। ২ টা যদি এক হয় তাহলে কিন্তু আপনার অঙ্কটা হয়েছে। তো এখন যদি আমি ধৈর্য না ধরে করি বা আমার যদি ভুল হলেই যদি আমি হার মেনে যাই, ব্যর্থতা মেনে যাই, তাহলে কিন্তু আমি কিন্তু হ পারব না বা সফলতা কখনোই আ পূরণ হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই উচিত যে, আপনি একটু ধৈর্য ধরেন আস্তে, আস্তে নিয়মিত করতে থাকেন আপনার, সফলতা আসবেই।
হ্যাঁ। জ্বি, জ্বি। wow. কোনো কিছুই হবে না। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। বাহ! তাইলে তো হলো না। <chuckles> আচ্ছা, আচ্ছা।